খুবই সুন্দর যাকে শুনে ভালো লাগলো। আপনি এতটা সুন্দর করে বর্ণনা করছেন যে আমার আপনার ওই হাতের আমসত্ব খেতে ইচ্ছে করছে। সত্যি বলতে। <chuckles> আচ্ছা হ্যাঁ তো উম একটা কথা কি এইযে এই এ খাবারগুলো সেগুলোর সাথে যে এতটা স্মৃতি জড়িত থাকে, আমাদের চারপাশের মানুষগুলো আমাদের সেই রান্না খেয়ে কেমন ফিডব্যাক দেয় বা অনুভূতি জানায় সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার এখনো আসলে মনে আছে এইযে আমার ভাইয়ের আ রান্নার দিনে আমি আ সরি! জন্মদিনের দিনে আমি বিভিন্ন রান্না করেছিলাম। সেটা খেয়ে কিন্তু আমার মা আমাকে উৎসাহ দিয়েছিল যে আ "ভালোই তো রাঁধতে পারিস। মাঝে, মাঝে কেনো রেঁধে খাওয়াস না?" কিন্তু আমি মাকে বলি যে, "এটা করতে আমার মানে জাস্ট একটা রান্না করতে আমার সারাটা দিন গিয়েছে। আমি যদি এটাই করি তাহলে আমার জীবনে কোনো কাজই করতে পারবো না। সারাদিন আমার এটা নিয়েই পড়ে থাকতে হবে।" আসলে উ এছাড়াও আমার মানে সেদিন অনেকে এসেছিল বা আমার বন্ধু-বান্ধবীরা বা আমার ভাইয়ের বন্ধুরা, তারাও খেয়েও কিন্তু আসলে অনেক প্রশংসাই করেছিল। তবে ওইযে ব মানে সত্যি কথা কি আমি একটু আলসে টাইপের তো ওটা আসলে আমার হয় আর পরবর্তীতে আসলে আরো হয়ে ওঠে না তো। আপনি যদি একটু বলতেন যে আপনার হাতের রান্নাগুলো খেয়ে আপনার পরিবারের মানুষেরা বা আপনার চারপাশে যারা থাকে যারা আপনার রান্নাটা খায় তাদের মুখ থেকে আ তাদের অনুভূতিটা জানতে কেমন লাগে বা আপনার আ কেমন অনুভূতি হয়?
উ হ্যাঁ। অ জি <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। জি। হুম। একদম। হুম। জি, হু। হুম। <chuckles> <laughs> আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ। <chuckles> আচ্ছা, বুঝতে পেরেছি। জি। হুম। জি।

শুভ সকাল।
হ্যালো। শুভ সকাল, কেমন আছেন?
হ্যাঁ বেশ ভালো আছি আর এতটা সুন্দর সকালে আ সকলেই ভালো থাকবে কারণ একদম মেঘলা, মেঘলা একটা আবহাওয়া হয়তো একটু পরেই বৃষ্টি পড়বে তো বেশ ভালো আছি। আপনার কি অবস্থা আপনার কেমন শুরু হল আজকে দিয়ে চমৎকার সকালটি?
হুম। জ্বি, একদম। জ্বি। জ্বি, আমারও বেশ ভালোই শুরু হয়েছে। কারণ এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর মেঘলা আকাশ। এটা দেখে তো সকাল সকাল মনটা ভালো হয়ে গিয়েছে। আর এত মেঘলা আকাশ দেখে বৃষ্টি যেহেতু হবে তো ইচ্ছা করছে যে একটু খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস রান্না করি।
জ্বী জ্বী। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ।
জ্বি। আ তো আপনি কি এরকম কিছু রান্না করেন? কোন এরকম বিশেষ উৎসবের দিনে বা হচ্ছে এরকম weather এ?
উম।
আচ্ছা।